না, এগুলা আসলে মানুষকে ভিতর থেকে নাড়া দিয়ে দেয় আরকি। যেমনটা আপনার ক্ষেত্রেও মনে হয়েছে, যে, মানুষ মানুষের জন্য যে, একটা কথা, সেটা কিন্তু এরকম দুর্যোগ অবস্থাতেই কিন্তু বুঝা যায়, সত্যি কথা যেটা। আচ্ছা, তো এমনিতে এই যে, দুর্যোগের সময় একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছিলেন বললেন, আ আর্থিকভাবে মানে এটা তো খাবারের কথা বললেন। পরবর্তীতে দুর্যোগ যখন আ শেষ হয়ে যায়, মানে বন্যা যখন শেষ হয়ে যায় আরকি দুর্যোগ তো চলতেই আসে, এখনো সেই <laughs> বন্যার মানে প্রভাবটা কিন্তু এখনো ফেনীতে রয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনার কি মনে হয়, একজন পাড়া প্রতিবেশী একজন আরেকজনকে কিভাবে সাহায্য করতে পারে?
নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখনো যায়নি। আ দেখুন আ বর্তমানে জিনিসটা হচ্ছে যে, সেই বন্যায় কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আ অনেকে হয়তো বা গরু, ছাগল হাঁস মুরগি ছিল, বা আ কেউ, কেউ হয়তোবা আপনার কৃষি জমি ছিল, কারো হয়তোবা পুকুরে মাছ ছিল। সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অনেকে কিন্তু আর্থিকভাবে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আ বর্তমান সময়ে এসে যে, বন্যার এক বছর পর সেই দুর্যোগ থেকে যদি তারা আসলে নিজে থেকে উঠিয়ে আনতে চায় বা ধরেন একটা পাড়া আ পরি একটা, একটা পাড়ার যদি একজন প্রতিবেশী যদি সেখানে আরেকজনকে সাহায্য করতে চায়, আমার কাছে মনে হয় যে, আ কিছুটা আর্থিকভাবে সাহায্য করতে পারে বা হচ্ছে আপনার যাদের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। স্পেশালী কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। কারণ অনেকে কিন্তু কর্মসং অনেকে কিন্তু কর্মসংস্থানের জায়গাটা নষ্ট হয়ে গেছে। গরু, ছাগল হাঁস মুরগি এগুলো কিন্তু তাদের কর্মসংস্থান ছিল। তো সেই কর্মসংস্থানের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গায় একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে বলে আমি মনে করি।
বর্তমানে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে? আরে যারা একটু বড়লোক তারা চাইলে গরিবদেরকে একটু আর্থিক সহায়তা দিয়ে হ্যাঁ, আসলে দারুণ দারুণ কথা বললেন। হ্যাঁ, সত্যি কথা।

না, না আসলে দারুণ কথা বললেন। কারণ আ বর্তমানের পরিস্থিতিটাও যেহেতু খারাপ এখনো সে আগের মত করে বন্যায় যেভাবে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছিল সেভাবে দাঁড়াতে পারে। আচ্ছা বর্তমান যে দুর্যোগের কথা বলতেছি সেটা হয়তো অনেকে বলবে না দুর্যোগ কিন্তু ব বহির্বিশ্বের দিকে তাকালে বলাই যেতে পারে যে বাংলাদেশে অ্যা দুর্যোগ বর্তমানেও চলছে। তো সেক্ষেত্রে যারা যুবক বয়সী আছে আপনার বয়সী আ বা এলাকাভিত্তিক যে সকল সংগঠনগুলো আছে অ্যা সেগুলোর কি, কি দায়িত্ব থাকতে পারে বলে আপনি মনে করেন?
নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ। আ দেখুন, আ সকল ধরনের সকল শ্রেণীর সকল মানুষেরই কিন্তু দুর্যোগের একটা দায়িত্ব থাকে। এটা কিন্তু আসলে আ বয়স বেঁধে আসলে হয় না বা সংগঠন বেঁধে হয় না। তবুও আ কিছু specific সংগঠন থাকে যারা সু দুর্যোগের সময় নিজ থেকে এগিয়ে আসে। আ যারা আসলে ভলান্টিয়ারি অনেক কাজ করে। তো তাদেরকে আসলে আ তাদের তো কিছু দায়িত্ব আছে এবং আ তারা আসলে চাইলেই কিন্তু একটা দুর্যোগ প্রবণ এলাকাতে যেতে পারে এবং সেখানে যেয়ে সেখানকার আ মানুষের পাশে দাঁড়াতে পারে, সেখানকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবং সেইখানে আসলে আ provide করতে পারে খাবার, অর্থ, কাপড় এভাবে কিন্তু অনেকভাবে কিন্তু পাশে দাঁড়াতে পারে বা আ তাদেরকে সাহায্য করতে পারে। এভাবে কিন্তু আমরা আ আমাদের যেই যুবসমাজ আছে বা আ সংগঠনরা আছে তারা কিন্তু পাশে দাঁড়াতে পারে।
হু, হু। না সত্যি কথা একদম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ না সত্যি, সত্যি বলেছেন। আর এইযে কর্মসংস্থানের বিষয়টাতে এই যুব সমাজ কি কোনো ভাবে সাহায্য করতে পারবে আপনার কি মনে হয়? মানে নতুন, নতুন কর্মসংস্থান সৃষ্টি করার ক্ষেত্রে।
আদ

হু, আসলে দারুণ একটা উদাহরণ দিলেন। কারণ ওই যে উদাহরণটা, বাংলাদেশের সারা জীবন হয়তো মনে থাকবে, ওই সময় মানুষজন কি করেছিল, কিভাবে একজন আরেকজনের পাশে দাঁড়িয়েছিল? পুরা আ বাংলাদেশী এক প্রকারের মানে, একটা একে একজন আরেকজনের প্রতিবেশী হিসেবে দাঁড়িয়েছিল আরকি, সত্যি কথা যেটা। তো এমনিতে আপনি মানে ঐখানের বাসিন্দা ছিলেন, নাকি ওইখানে মানুষজনকে সাহায্য করতে গিয়েছিলেন?
নিশ্চয়ই, নিশ্চয়ই। নিশ্চয়ই, নিশ্চয়ই। নিজ, নিজ, নিজ। আ আমি কিন্তু সেখানকার বাসিন্দা ছিলাম না ভাই। আমি সেখানে আসলে ভলান্টিয়ার হয়ে গিয়েছিলাম এবং আ এ ঢাকা থেকে কিন্তু ত্রাণ নিয়ে গিয়েছিলাম। তো আ সেখানে কিন্তু যাওয়ার পর দেখতে পেয়েছি যে, পুরা বাংলাদেশের মানুষ আসলে আ এ একটা মানুষ, একটা মানুষের দুর্যোগ হলে বা একটা নিজস্ব এলাকায় দুর্যোগ হলে যে, আ সেটা যে একটা নির্দিষ্ট পাড়া, মহল্লা সীমাবদ্ধ থাকবে, এরকম কিন্তু ছিল না। সম্পূর্ণ বাংলাদেশের মানুষই কিন্তু ভাই সেদিন, আ সেই সময়টাতে এগিয়ে এসেছিল, আ সেই দুর্যোগ প্রবণ এলাকাগু এলাকাগুলোর পাশে দাঁড়ানোর জন্য, এবং সেখানে কিন্তু অনেক অর্থের ত্রা ত্রাণ গিয়েছেম অনেক পরিমাণে ত্রাণ, বিপুল পরিমাণে ত্রাণ গিয়েছে এবং হ্যাঁ, সেই ত্রাণের জন্য কিন্তু
ও! আচ্ছা, আচ্ছা। বেশ দারুণ! হ্যাঁ। অনেক কিছু গিয়েছে। মানে ট্রাক ভর্তি, ভর্তি মানুষজন গিয়েছিল আরকি। যে, একদম শেষ মাথা পর্যন্ত অনেকে গিয়েছিল যে, বন্যার শেষটা কোথায় আছে? সেটাও দেখে এসেছে মানুষজন। তো এমনিতে আপনি ওখানে গিয়ে, ওখানের আ মানুষজন একজন আরেকজনকে কি করতেছিল, একটু যদি বলতেন?
হ্যাঁ। নিশ্চয়ি, নিশ্চয়ই, নিশ্চয়ই। ভাই, ওখানে যাওয়ার পর আসলে আমি আরো বেশি অবাক হয়েছি যে, একজন মানুষ আ একটা মানুষ নিজেই আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত। সে কিন্তু তার যে, পা আশেপাশের মানুষ আছে বা পরিচিত মানুষ আছে, তাদেরকেও কিন্তু সাহায্য করার চেষ্টা করছে। যেমন ধরুন, আমরা একজনের কাছে একটা হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ। মানে বন্যায় থেকে আবার মানে, তাদেরকেই সাহায্য করা। বাহ! দারুণ কথা।
সাহায্য করছে। এমন ধরেন আমরা যখন গেয়েছি, আমাদেরকে কিন্তু সেখানে আ যারা লোকাল আছে, তারা কিন্তু গাইড করেছে, যে "এই বাসায়, এই বাসায় ত্রাণ পৌঁছাতে হবে, বা এই জায়গায়, এই জায়গায় ত্রাণ নিয়ে যেতে হবে। এখানে আরো বেশি মানুষ আটকানো আছে হ্যাঁ, এখনো কেউ যায় নাই সেখানে।" এইভাবে কিন্তু তারা আমাদেরকে সাহায্য করেছে। তার পাশাপাশি কিন্তু আ ধরেন হচ্ছে, এরকমটাও শুনে এসেছি যে, ১ টা ফ্যামিলি তে, একটা পুরা এলাকায় জাস্ট ১ টা ফ্যামিলি তে ত্রাণ গিয়েছে এবং সেই ত্রাণটা কিন্তু, সম্পূর্ণ এলাকাবাসী মিলে ভাগ করে খেয়েছে। তো এইরকম ঘটনায় এরকম, এরকম কিন্তু আমি ঘটনা শুনে এসেছি এবং এটি কিন্তু খুব বেশি ইমোশনাল ছিল।
এখনো যায় নাই। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাহ! বাহ! দারুণ বিষয়টা।